ঠিক, ঠিক, ঠিক। এই যেমন ধরুন আমি আ কি কিছুদিন আগে বাই চান্স মানে কিছুদিন আগে আমি একটা টেলিভিশন চ্যানেলে ওপেন করলাম। তো সেখানে আ এমন একটা নিউজ দেখতে পেলাম যে, মানে নিউজটা আসলে উ বোঝাচ্ছিল এরকম যে, দেশে সাম্প্রদায়িক সম আ সম্প্রীতি বলে আসলে কিছু আর অবশিষ্ট্য নেই। এখন আমার কাছে আমি একটু মানে ইয়া হয়ে গেলাম আতঙ্কিত হয়ে গেলাম, যে এরকম একটা নিউজ তো অবশ্যই নিঃসন্দেহে আতঙ্কিত হওয়ার মতোই একটা জিনিস। কিন্তু পরবর্তীতে যখন আরেকটু ভালোভাবে খোঁজখবর নিলাম তখন দেখলাম যে, "হ্যাঁ, কিছু, কিছু জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে"। কিন্তু এমনটা না যে যেভাবে ঐখানে দাবি করা হয়েছে যে একেবারে শেষ আর কিছু নেই এমনটাও না। আবার এই রিসেন্টলি একটা ঘটনা আসলে ঘটেছে। আপনি জানেন যে ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে। তো এ ভারত-পাকিস্তানের লড়াইয়ে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। মানে টেলিভিশন চ্যানেলগুলো খুললে কেউ, কেউ এমনভাবে বলছে যে ভারত যুদ্ধ সব জিতে গেছে। কেউ, কেউ এমনভাবে বলছে যে পাকিস্তান যুদ্ধ পুরো জিতে গেছে। মানে বুঝতে পারছি না যে আসলে কি হয়েছে? <chuckles> মানে হুম, হুম, হুম।
উ জি। আ হ্যাঁ। হুম, জি। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, একদম। উ জি। আ হ্যাঁ। যেমন? আ হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, আবার এখানে নীতি নৈতিকতার ব্যাপারও চলে আসছে আরকি। মানে অনেকে দেখাচ্ছে যে, আসলে পাকিস্তানের যে ব্যাপারগুলো খুবই নৈতিক, আবার অনেকে দেখাচ্ছে ভারতের যে ব্যাপারটা সেটাও খুবই নৈতিক। আমার কাছে তো কোনটাই নৈতিক লাগে না ভাই।
হুম। হু, হু, হু। মানে যে আমার মানে নিরপেক্ষ বিশ্লেষণ জিনিসটা যে বলে যে, কিছু আছে এটা পুরো মনে হচ্ছে যে এর ভিতরে নেই। মানে যার যে ধরনের দৃষ্টিভঙ্গি বা যে যাকে নৈতিকভাবে বা মানসিকভাবে সমর্থন করে সে তার গান গেয়ে যাচ্ছে। এরকম মনে হচ্ছিল।
উ জি। উ জি, ভাই। সেটাই আরকি আমার কাছেও মনে হচ্ছে। <smacks lips> তবে এখানে ব্যাপারগুলো হল কি যে এই ছাড়া কিন্তু আসলে আপনি যেমন টকশো এর কথা বললেন, তো এতগুলো ইনফ্লুয়েন্সার আমি আ আমার তো মনে হয় যে, আসলে তার থেকেও আরো ভাল, ভাল বড়, বড় ইনফ্লুয়েন্সার আছে বা তার থেকে অনেক আ খারাপ অবস্থা থেকে ওঠা মানুষও আছে। তো তারা তো আসলে তারাও তো আসলে টকশোতে যেতে চায় বা তারা সুযোগগুলো কেনো পায় না? তাই ব্যাপারগুলো আসলে একটু কেমন জানি লাগে না?
হুম, হুম। হু, হু। হু, হু, হু। নিঃসন্দেহে। হু, হু।

এটা আমি মনে করি যে একটা ব্যাপার তো আছেই আসলে টকশো টকশোতে যাদেরকে ডাকা হয় টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে যাদের সখ্যতা থাকে তাদেরকেই ডাকা হয়। আর আমার যেটা আমি এতদিনে মানে অতীতে আমি মনে করতাম যে মিডিয়া বোধহয় সবসময় স্বাধীন। কিন্তু বড়ো হওয়ার পরে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, আসলে স্বাধীন মিডিয়া বলে কোনো মিডিয়া নেই। ব্যাপারটা হচ্ছে যে আ প্রত্যেক গ্রুপেরই নিজস্ব, নিজস্ব মিডিয়া আছে। উম স্বাধীন মিডিয়া বলে কিছু নেই। ধরুন আ প্রত্যেক মত পথ আ স সংঘ সংগঠনেরই নিজস্ব একটা মুখপাত্র হিসেবে একটা মিডিয়া থাকে। যেটা তাদের প্রোপাগান্ডা বা প্রচারণা চালায়। তো এখন দেখা যায় কিরকম মানে যেই মত পথের মিডিয়া ওই ওদের গানটাই গায়। ওকে? তো এখন এইজন্য দেখা যাচ্ছে যে এক একধরনের নিউজপেপার খুললে একরকম নিউজ অন্য ধরনের নিউজপেপার খুললে টোটাল ১৮০° ভিন্ন নিউজ। আবার একধরনের টেলিভিশন চ্যানেল খুললে একধরনের আ রিপোর্টিং, আরেকটা টেলিভিশন চ্যানেল খুললে পুরো 180° ডিফারেন্ট রিপোর্টিং।
জি। জি। অ্যা হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ। হুম। একদম। উ জি। <chuckles> অ্যা হ্যাঁ। জি, সেটাই আরকি দেখা গেছে। <chuckles> ব্যাপারটা, <chuckles> ব্যাপারটা হলো রাজ জি। হ্যাঁ, একদম। ব্যাপারটা আসলে আপনি যেটা বলছেন আরকি সেটা কি আমি বেশিরভাগ লক্ষ্য করছি রাজনৈতিক সংগঠনগুলোতে। মানে রাজনৈতিক ক্ষেত্রগুলোতে। একজন বলছে যে অমুক লেটার ভালো আরেকজন বলছে অমুক লেটার খারাপ। মানে একই ব্যক্তির নামে যে আসলে কে কত গান গুনগান গাচ্ছে সেটা আসলে। <clears throat> এটাই হচ্ছে ভাই।
হু, হু, হু। হুম, হুম, হুম। হু, হু, হু। <chuckles> এর কোনো ঠিক নেই। এ টিভি হ্যাঁ, হ্যাঁ, টিভি শো গুলো আসলে এখন ম মানে দেখার দরকার সময় কাটানোর দরকার বসে, বসে দেখি। কিন্তু এগুলোর উপরে আসলে কোনো বিশ্বাস ভরসা এগুলো নেই। মানে এগুলো যে আর বুঝতেই পারছেন সাধারণ মানুষ হিসেবে তথ্য ক্রস চেক করা পসিবল।
উ জি। <chuckles> হ্যাঁ, সেটাই আরকি।
তা আপনার ঘটেছে এরকম কোনো শো-টো দেখেছেন? যেটা দেখে মনে হয়েছে যে এই তো বিভ্রান্তিকর একটা ব্যাপার?
উম আমি আসলে এগুলোর ভিতরে খুব একটা দে আ দেখতাম না। তবে হ্যাঁ, আপনার এই যে টিভির যে ব্যাপারটা এটা আমি আ লং মার্চের ভিতরে দেখছিলাম যে আ তখন আসলে কিছু করার ছিল না দেখে আরকি টিভি শো বা আ এগুলো দেখে দেখা হয়েছিল। তো ওই
<chuckles> আসলেই মানে টেলিভিশনটা মূলত দেখা হয় তখনই যখন সময়টা আসলে কাটে না কিছু একটা করা দরকার। <chuckles>

ব্যাপারটা হলো কি যে আ একজন, আ একটা ট্রেন উল্টে গিয়েছে। এটা একটা খবর। তো একটা ট্রেনে আরকি একটা নেতা যাচ্ছিলো। তো সেই, সেই নেতারাসহ সহ স ওই ট্রেনটা উল্টিয়ে গিয়েছে। তখন আসলে ব্যাপারটা আরকি একটু আকর্ষণীয় হয় আরকি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একটু অন্যরকম হয়ে যায়। বুঝতে পেরেছি।
তো এই <chuckles> মানে তাদের বলার ধারণা বা ধরন বা তাদের যে ইন্ট্রোটা থাকে সেই ইন্ট্রোর ধরণ
<chuckles> হুম, হু, হু। যে ও আচ্ছা, অমুক নেতাকে নিয়ে উল্টে গেছে ট্রেন। তো দেখা যাচ্ছে যে, মানে এখানে ট্রেন উল্টে গেছে। একটা বিপর্যয় ঘটেছে। হিউমেন catastrophe কোথায় আমাদের এখানে একটা সহানুভূতি হওয়া দরকার। মানুষগুলোর জন্য প্রার্থনা করা দরকার। তাদের সুস্থ করা দরকার। কিন্তু যখন বলা হয় অমুক নেতা নিয়ে উল্টে গেছে ট্রেন, তখন স্বাভাবিকভাবে তার বিরোধী সমর্থকরা এসে বলে, "এ তো হওয়ারই ছিল আল্লাহর গজব।" <chuckles> এটাই হচ্ছে ঝামেলাটা।
<chuckles> হ্যাঁ। আ জ্বী। জী। <chuckles> হ্যাঁ। একদম। আরকি। এটাই আরকি ব্যাপার। তখন আসলে যে আপনার আ বাস্তব জীবনে যদি আসলে দেখি যে, এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে আরকি কত কিছু চলছে। তবে আপনার সাধারণ যে ব্যাপারগুলো ঘটে সেগুলো নিয়ে আসলে কোনো মানুষের কোনো আ মাথা ব্যাথা নাই। যেমনটা আরকি ওই যে আ লং মার্চ এর ভিতরে যে বললাম যে লেবুর বাম্পার ফলনের ব্যাপারটা। এখানে আ উচিত
হু, হু। হু, হু, হু। হু, হু, হু। কোনো কথাই হয় না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। <smacks lips> আরো একটা ব্যাপার আছে যেমন মানে এইযে টিভি টিভি শোগুলোতে আসলে যে ধরনের আ মানে এ ইয়াটা মানে যে ধরণের, যে শ্রেণী শ্রেণীর পেশা মানুষেরকে উপস্থাপনটা বেশি করা হয়, আমার তো মাঝে, মাঝে মনে হয়, এতে সমাজের প্রান্তিক বা আ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রে সম শ্রেণীর আ প্রত্যাশা, কথা, আশা-আকাঙ্খা অধিকাংশ ক্ষেত্রেই আসলে উপেক্ষিত থেকে যায়। এ এটা আমি খেয়াল করে দেখেছি। আমার এরকমটা মনে হয়েছে।
জ্বি। হ্যাঁ। আ হ্যাঁ। <chuckles> জি। জ্বী। একদম।

জি। আমার আসলে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো দেখা হয় না। তবে আ ওই সময়টাতে আমি যতদূর লক্ষ্য করছি যে আপনার পুরো দেশে আরকি একটা যুদ্ধ-বিবাদের সৃষ্টি হয়ে গেছে আ স্বৈরাচার নিয়ে। তো সেখানে আরকি কিছু, কিছু টিভি চ্যানেল আছে যেমন বিটিভির কথাই যদি বলি তাহলে আ এবার আরকি আলুর বাম্পার ফলন বা লেবুর বাম্পার ফলন এই ধরনের ব্যাপারগুলো আসলে প্রচার করা হচ্ছিল।
হু, হু। হুম। হু, হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। মানে বাস্তব বাস্তবতা বিবর্জিত রিপোর্টিং মানে কোন প্রায়োরিটি কি, বাস্তবতা কি, ইম্পোর্টেন্স কোনটা, তার কোন তাল ঠিক নেই।। <chuckles>
জি। সেটাই ভাই। দেখছিলাম যে মানে ব্যাপারগুলো হয়ে যাচ্ছিল কি যে, আপনার কোন প্রকার কথায় কি সত্যতার যে ব্যাপারগুলো আমরা আরকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখছিলাম। ওই ব্যাপারগুলো কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল মানুষের দ্বারা পোস্ট হচ্ছিল। আর তারপরে ঐগুলো ভেরিফাই করাও সম্ভব হচ্ছিল। আপনার অনেকটা
হুম। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। সম্ভব হচ্ছিল না। এক্সাক্টলি।
জি। তো এটাও আর কি একটা ব্যাপার আছে।
আসলে মূল আমরা কিন্তু মূল মিডিয়ায় ভরসা করি এজন্য যে মূল মিডিয়ায় একটা তথ্য আসলে সেটা ভেরিফাইড হয়ে আসবে। কারণ, সোশ্যাল নেটওয়র্কে তো আর ওই ধরনের সিস্টেম নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে মূল মিডিয়াগুলো আজকাল এই সমস্ত প্রোপাগান্ডার খেলায় নেমে গেছে অনেক ক্ষেত্রে, অনেক সময় দেখা গেছে। তারপরে আরেকটা মূল কনসার্ন এর জায়গাটা কোন জায়গায়, ধরুন প্রোপাগান্ডায় যদি সে নাও যায়, ধরুন কোন মিডিয়া প্রোপাগান্ডায় গেল না। সে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ তথ্যটাই দিচ্ছে; যেটা বস্তুনিষ্ঠ, ভেরিফাইড। কিন্তু অসুবিধাটা হচ্ছে মানে এটার প্রচারটা তারা এমন একটাভাবে করে মানে গ্রাফিক্যাল, সাউন্ড, হ্যাঁ, উপস্থাপনাটা; মানে গ্রাফিক্যাল, সাউন্ড এবং আপনার এই যে আ তাদের যে অঙ্গভঙ্গি, ভাষা নির্বাচনের যে ব্যাপারটা এটাও কিন্তু আসলে অনেক সময় ভুল বার্তা দেয়। মানে দেখা যাচ্ছে যে একটা তিল, তাল হয়ে যায়। বা একটা বাচ্চা যদি কোন সংবাদ বা কোন রিপোর্টিং দেখে ওর মানে দেখা যাচ্ছে যে মানসিক অবস্থা বিগড়ে যেতে পারে। এমনও হতে পারে। কারণ বাচ্চাদের তো একটু হজম করার কোন কিছু ইনস্ট্যান্সেস হজম করার, সহ্য করার, বাছ বিশ্লেষণ করার ক্ষমতাটা কম থাকে।
জি। হ্যাঁ। <chuckles> জি। হ্যাঁ। জি। হ্যাঁ। মানে তাদের উপস্থাপনার যে ব্যাপারটা। জি। হ্যাঁ। হ্যাঁ। একদম। একদম ভাই। জি।